আচ্ছা ব্যর্থ হলে আপনি সেখান থেকে কীভাবে ফিরে ওঠেন?
জ্বি, ব্যর্থতাই জীবনেরই একটা অংশ। দেখুন একটা কবিতার কো ছড়ার একটা লাইন মনে পড়লো, "যে জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শেখে না কেহ না খেলে আছাড়।" তো ব্যর্থ হলে ফিরে উঠতে হবে এবং ব্যর্থতা জীবনেরই একটা অংশ। আমার জীবনেও বহুতবার আমি ব্যর্থ হয়েছি। কিন্তু ফিরে উঠে ঐ এ উঠতে হয়েছে কারণ জীবন গতিশীল। তো আমাদের জীবন যেহেতু চলমান ব্যর্থতা আমাদের সঙ্গী। এটিই <chuckles> বলতে চাচ্ছি।
হু, হু, জ্বি। না খেয়ে আছাড়। <chuckles> জি। জি, জি, জি। জ্বী। এটা খুব একটা সুন্দর কথা বললেন, যে জীবন আসলে অ্যা গতিশীল। জীবন চলমান। তো ব্যর্থতা এবং আ সার্থকতা নিয়েই আসলে জীবন, জীবন এভাবেই চলবে। তো আসলে এই যে আপনি বললেন যে আপনার জীবনে অনেক ব্যর্থতার গল্প আছে। এরকম একটা ব্যর্থতার গল্প বলবেন, যেখানে থেকে আপনি আপনার জীবনকে আবার নতুনভাবে দেখা শুরু করেছেন?
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আমি ২ বার ২ জায়গায় ব্যর্থ হয়েছি। একটা হচ্ছে শিক্ষা জীবনে, আরেকটা হচ্ছে কর্মজীবনে। শিক্ষাজীবনেরটা আপনাকে বলি ছোট্ট করে, আমি এসএসসিতে ফেল করেছিলাম। এখন এই ফেলটা আমার ছিল চরম একটা ব্যর্থতা এবং আমি প্রায় পড়াশোনা ছেড়েই দিতে চাচ্ছিলাম। এমন একটা অবস্থায় গেলো, যে আমার দ্বারা হবে না। আমি পারবো না। কারণ আমি ম্যাথমেটিক্সে এত দুর্বল ছিলাম, যে আমার ম্যাথ কোনোভাবেই আমার মাথায় ঢুকতো না। আমার আ জটিল ম য মনে হত এই বিষয়টাকে। আবার সায়েন্স নেই আর আর্টস নেই, আমার মধ্যেই ম্যাথটা ফেদ থাকেই তখন এসএসসি লেভেলে।
আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। ম্যা অঙ্কের একটা ভয় ছিল। আচ্ছা।
জি। তো আমার কেসে এইজন্য আমি ১ম ধাপে অঙ্কতে ফেল করেছিলাম। তারপরে আমার পরিবার আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে সেই সময়। আ বলেছে ৩ বারেও পাশ করো কোনো সমস্যা নেই, তবে তুমি আলাদা করে আম হ্যাঁ।
হুম। আচ্ছা। যাক, এটা তো বেশ ভালো যে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করেছে, জ্বি। তারপর? হুম।
তো আমাকে যতই বেশি পড়ানো হতো অঙ্ককে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, ততই আমার জট পাকিয়ে যেত। আমি আরো কোথা থেকে শিখব, আমার উল্টে আরও হচ্ছে একটা জট পাকানো শুরু হয়ে যেত জি, জি, ভীতি কাজ করতো। তো শেষমেষে এখান থেকে আমি উঠে দাঁড়াতে পেরেছিলাম এই কারণে, যে আমার একটা শিক্ষক ছিল, আ উনি ম্যাথের না, উনি হচ্ছে সমাজবিজ্ঞানের শিক্ষক। তো কেউ কারো উপদেশ কি পেয়েছিল কিনা? কিংবা কেউ তাকে অনুরোধ করেছিল কিনা, জানি না। তিনি আমাকে মাঝে, মাঝে ডেকে নিতেন এবং আমাকে বিব অন অঙ্কও বাদেও অন্য বিষয় নিয়ে তিনি আমাকে ব্রিফ করতেন। জীবন নিয়ে, জীবন দর্শন নিয়ে। আমি এখন বুঝি যে আসলে উনি আমাকে মোটিভেটেড করেছিলেন যে অন্যভাবে, যে এটাকে থেকে সরে আসার জন্য। তো পরবর্তীতে আমি ভয় থেকে সরে আসার জন্য। তো পরে উনি অ্যা স্কুলে সাপোর্ট দিয়েছিলেন। স্কুলের টিচাররা আমাকে নিয়ে বসেছিলো আলাদা করে, যে একটা ভালো ছাত্র, শুধুমাত্র অঙ্কের কারণে কেন ব্যর্থ হচ্ছে? তো অন্যভাবে গল্পের মতো করে। আ মানে ছবি আঁকার মধ্য দিয়ে, এভাবে আমাকে গণিতটা বুঝাই দিয়ে, দিয়ে, শে শেষ পর্যন্ত আমি গণিতে পাশ করেছিলাম। আমাদের সময় ৩৩ পেলে পাশ করা যেত আর কি, ১০০ এর মধ্যে। আমি ঠেলেটুলে ৪৩ জি, জি আমি, আমি মানে সেই সময় আমাদের ডিভিশন আম ভিত্তিক ইয়া ছিল, গ্রেড ভিত্তিক ছিল না। 1st ডিভিশন, থে 2nd ডিভিশন, 3rd ডিভিশন। তো আমি কো কোনোমতেই ঠেলে ঠুলে আরকি পাশ করেছিলাম। কিন্তু লেখাপড়ায় ফিরে গেছিলাম। পরে একেবারে পলিটিক্যাল সাইন্স এ মাস্টার্স পর্যন্ত করেছি। অ্যা অ্যা সমস্যা হয়নি। <laughs>
হুম, হুম। ভীতি কাজ করত। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। ভয় থেকে সরে আসার জন্য। হু, হু। আচ্ছা। উম আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখনো তাই মনে হয়। <chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। হু, হু। বাহ! বেশ ভালো। হুম, হুম। আসলে এই যে অঙ্কের যে ভীতি, আপনার কাছে কী মনে হয়, যে এই যে ভীতিটা ছিল, এই ভীতিটা তো, তো আপনার আসলে একদিনে মনে হয় না তৈরি হয়েছে। এটা মনে হয় ছোটবেলা থেকেই অঙ্কটাকে খুব কঠিন আ বিষয়। এরকমভাবেই সবাই উপস্থাপন করেছে বলেই কি মনে হয় যে ভীতিটা তৈরি হয়েছিল?
জী। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, এটা একেবারে ম্যা চরম সত্যি কথা। যে আ কোনোভাবেই সন্তানকে ছোটোবেলা থেকে বলা উচিত নয়, যে অঙ্ক এবং ইংরেজি একটা জটিল সাবজেক্ট, এটা তোমাকে বেশি, বেশি করে পড়তে হবে, এটা বুঝতে হবে। কারণ যখনই বলে এটা জটিল, তখনই মন কিন্তু ক্রিয়াশীল হয়ে ওঠে, যে এই সাবজেক্টটা কঠিন। তো এটাও যে একটা গল্পের মত জীবনেরই একটা অংশ। এটা যে একটা আনন্দ উল্লাসের সঙ্গে শেখা যায়। এবং এটার সঙ্গে যে অ্যা একেবারে জটিলতার কোন প্রশ্ন নেই। বুক ধড়াস বলতে যেরকম রবীন্দ্রনাথ বলে গেছে, যে "ইংরেজির কথা শুনলে বুক ধড়াস করে ওঠে" এরকম না। সহজ একটা সাবজেক্ট। এইভাবে যদি মননশীলতার মধ্যে নিয়ে আনা যায়, তাহলে এটা সহজ একটা সাবজেক্ট। কিন্তু জোর করে যদি আমরা বলি, যে এটা কঠিন সাবজেক্ট, এর বেশি, বেশি করে পড়ো, প্রাইভেট পড়ো, কোচিং করো, ঐ ঐযে তখনই সে জটিলতাটা আরো জটিল হয়ে যায়। মানসিকভাবে সেটা জটিল হয়ে যায়।
জটিল বিষয়, জ্বি। হু, হু, হু। হু, হু। হ্যাঁ। হু, হু, হু। <chuckles> হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। জটিলতায় ভুগতে থাকে। হুম, হুম, মানসিকভাবে তখন একটা ভীতি কাজ করতে থাকে যে এটা জটিল, এটা, এটা কঠিন। এটা পারা যাবে না। এরকম একটা ব্যাপার হয়তো কাজ করে। তো এই যে আপনি যে একজন শিক্ষকের কথা বলছিলেন, যিনি আপনার এই ব্যর্থতা থেকে আপনাকে মোটিভেশন দিয়ে, একটা ফেরত নিয়ে আসার একটা অনুপ্রেরণা যোগায়, যে আপনি আবার পড়াশোনা করলেন এবং পরবর্তীতে মাস্টার্স পর্যন্ত করলেন। উনি আসলে আপনাকে কীভাবে সাহায্য করছিল করেছিল এই ব্যর্থতা থেকে উঠে আসতে?
জি, জি নিশ্চই। জি, জি। আমাকে আমি এখন যেটা আমি তখন তো বুঝতে পারিনি যে আমাকে নিয়ে তারা একটা উম একটা চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে। <clears throat> নেয়া জি, জি। হ্যাঁ এবং বা আমাকে আমাকে নিয়ে হয়তো পরিবারে হয়তো কোনো অভিভাবক হয়তো তাদেরকে বলেছে যে, "এত ভালো ছা পড় ছাত্র, শুধুমাত্র অঙ্কে কাঁচা, এইটা কীভাবে!" হয়তো তারা এটা বলেছিলো। তো আমি পরে বুঝতে পেরেছি যে, বাসায় আমাকে কেন নরম, নরম কথা বলা হচ্ছিলো, এবং ক কেন বলা হচ্ছিলো যে তুমি ১০ বারে পাশ করো কোনো সমস্যা নেই, সামনে তুমি আরও পড়তে পারবা। আবার টিচারেরা কেন আমাকে আলাদা কর আলাদা করে নিয়ে বসছিলেন, কিংবা গল্পের ছলে অঙ্ক যে সহজ অ্যা এটা কেন বলছিলেন। পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে একটা ওরা পর্যায়ের মধ্যে দিয়ে সেই সময়টায় নার্সিং করেছে প্রত্যেকের জায়গার থেকে এবং আমি হয়তো স তখন অনুধাবন করতে পারিনি এখন অনুবাধ অনুধাবন করতে পারি যে, আমাদের সেই শিক্ষকের সঙ্গে এখনও দেখা হয়। আ তখন স্যারের সঙ্গে আমি হয়তো বলি যে, "স্যার আপনি আসলে যে আমাকে যে সাপোর্টটা দিয়েছিলেন আমি তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারি যে আপনারা আমাদে আমাকে ঠেলে উপরে উঠায় দিয়েছেন।" অ্যা তো এইরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে গে যেতে হয়েছে সবাই সহযোগিতা করেছিলো সেই সময়।
আচ্ছা একটা গোল বৈঠক চলছে। <laughs> হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা! আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম। এই বিষয়টা বুঝাচ্ছিলেন? হুম। হুম, হুম। আচ্ছা। হুম। শিক্ষকের আসলে মা মহত্ত্বটা মনে হয় এখানেই যে উনি আসলে এত, এত সুন্দরভাবে একজন একজন স্টুডেন্ট ফেইল করেছে সে তিনি চাইলেই হয়তো এটাকে এত বেশি মাথা ব্যথা নাও করতে পারতেন। কিন্তু এইটাকে দায়িত্ব নিয়ে, একটা স্টুডেন্টকে আবার সেই ব্যর্থতা থেকে ফিরিয়ে নিয়ে আসার যে ব্য বিষয়টা, সেই বিষয়টাতে উনি বেশ অনুপ্রেরণা জুগিয়েছে আপনাকে বল মনে হচ্ছে আপনার কথায়।
এখানে, ঠিক তাই। নাও করতে পারতেন, ঠিক তাই। নিশ্চয়ই, নিশ মানে মজার বিষয় হল কী? আমি দেখা গেলো যে ইংরেজিতে ১০০ এর মধ্যে ৯০ প্লাস পেতাম, প্রত্যেকটা সাবজেক্টে আমি কখনোই ৯০ এর নীচে নামতাম না। এত ভালো ছাত্র ছিলাম আমি, কিন্তু আমি গণিতে ফেল করতাম। অ্যা এ এ এই ছো ছোটবেলা থেকেই। তো সেই জায়গা থেকে স্যারদের একটা মানে মানে আমার যেটাখে যেখানে সেই সময় লেটার ছিল, লেটার মার্ক। অ্যা ওম ও বোর্ডে স্ট্যান্ড করা, এরকম বিষয় ছিল। ওরা ধরেই নিয়েছিলো যে আমি অ্যা রেজাল্ট করব এমনভাবে, যে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল হবে। সে জায়গায় আমি এমনভাবে ফেল করলাম, যে একেবারে দৃষ্টি কটু হয়ে গেলো। তখন আমাকে নিয়ে সবার এ এই আসলে, একটা চক্র কাজ করেছিল, আমাকে পাশ করাতে হবে, এই জায়গায়। যে আমি থেমে এবং পরেরবারেই আমি পাশ করলাম। এবং নিশ্চয়ই পরের বার আমি আর্টস নিয়ে পড়লাম। স্যারেরা আমাকে বললো যে, "তুমি আর সায়েন্স নিও না। অ্যা তুমি অ্যা অ্যা অঙ্কটা যেহেতু একটু কম পারো, তুমি আর্টস নিয়ে পড়ো, ভালো করবে।" তো আমি সেই অনুযায়ী এগোলাম এবং আমি এ একেবারে একটা মানে, আমি বলি যে, এই লেখাপড়া চূড়ান্ত যেভাবে শেষ করা উচিত, আ সেভাবে শেষ করতে পেরেছি।
হুম। আচ্ছা, আচ্ছা। ওহো! হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। জি। আচ্ছা। হুম। ওহো! হুম। উম-যাক। উম-হুম। উম-হু, হু। আচ্ছা। হুম, হুম। যাক এটা, এটা বেশ ভালো যে আপনার শিক্ষকরা আপনার প্রতি বেশ দায়িত্বশীল ছিল। এবং সেই দায়িত্বশীল আচরণের কারণেই আপনি আসলে ঐ সময়ের ব্যর্থতা থেকে আপনি চিন্তা করেছিলেন যে আপনি আর পড়াশোনাই করবেন না, ছেড়ে দিবেন। সেখান থেকে যে উঠে এসেছেন এটা বেশ ভালো একটা ব্যাপার। অবশ্য আসলে শিক্ষকদের অনেক বড় ভূমিকা থাকে জীবনে যে, তারা আমাদেরকে কীভাবে অ্যা গাইড করে আমাদেরকে আমাদের যে ব্যর্থতা সেগুলো থেকে উঠে আসতে সাহায্য করে। তো এর সাথেও আপনি আরেকটা বলছিলেন যে কর্মজীবনেও কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। তো এই বিষয়টাকে একটু বলবেন?
জি, জি। জি, জি, জি, জি। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি। জি, জি। দেখুন আমি চাকুরি করার পক্ষের মানুষ না। আমি সবসময় চেয়েছি স্বাবলম্বী হতে, উদ্যোক্তা হতে। তো এ উদ্যোক্তা হতে গিয়ে, হ্যাঁ, উদ্যোক্তা হতে গিয়ে আমি ব প্রথমে মনে করেছিলাম যে আমি খামার করবো, যেহেতু আমার পারিবারিক background টা একটু ভালো ছিল। এবং আমাদের অনেকগুলো জমিজমা ছিল। তো আমি বলার পরে আমার বাবাও খুব একটা যে আমাকে জিদ করেছিল যে না চাকুরি করতে হবে এমনটি না। আমার বাবা বললো যে, "ঠিক আছে। অ্যা তুমি করে দেখতে পারো। Try করে দেখতে পারো। তবে তোমার যতক্ষণ সরকারি চাকরির বয়স আছে তুমি একটু try করতে পারো"। তা আমি বললাম যে, "ঠিক আছে খামারের পাশাপাশি আমি সেটিও করতে পারব, সমস্যা নেই"। তো আমি একটা খামার তৈরি করার চেষ্টা করেছি, গরুর খামার, ছাগলের খামার। তো এইটার মধ্যে যে অনেক বিষয় আছে, কর্মযজ্ঞ আছে, এবং সেখানে যে আমাকে একটা নিয়মিত একটা পরিচর্যার মধ্য দিয়ে যেতে হবে, hundred percent effort দিতে হবে, এই জায়গাতে আমি কিন্তু একটু লক্ষ্যভ্রষ্ট ছিলাম। এবং অন্যকে দিয়ে কাজ করানোর প্রবণতা, জি, হ্যাঁ, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, অনেকগুলা লোকজন খাটানো, এ এগুলা করতে গিয়ে দেখা গেলো যে আমি আমার পুঁজি হারাতে শুরু করলাম। তো পরবর্তীতে আমার মনে হলো যে না আমি যতক্ষণ পর্যন্ত নিজে এখানে effort দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি এইখানে ব্যর্থ হতেই থাকব। সুতরাং আমি আমার ব্যবসাটাকে গুটিয়ে নিলাম, আমার খামারটাকে। যে শেড গুলো রয়ে গেলো। পরবর্তীতে আবার আমি শুরু করে সফলতাও হয়েছি সেইখানে। কিন্তু সেই মুহূর্তে আমাকে সেখানে সেটা অ্যা উম ব্যর্থ হতে হয়েছিল।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এটা তো বেশ ভালো। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। চেষ্টা করে যাও। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। বাহ! আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, বুঝতে পারেননি। হুম, হুম। জি। হুম, হুম। হুম। ওহো! আচ্ছা। আচ্ছা। আচ্ছা। এইটা বেশ ভালো। হুম। হ্যাঁ, আসলে এই যে ব্যর্থতা থেকে আপনার যেই আ বুঝতে পারার ব্যাপারটা মানে আত্বউপলব্ধি যে আ আপনার আসলে অনেক বেশি লোক অ কাজে লাগিয়ে আসলে না লাগিয়ে নিজের তদারকিটা বেশি দরকার ছিল মনে হয় ওই সময়টায়। আ ওই তদারকিটা না হওয়ার কারণেই হয়তো আপনি ওই সময়টা ব্যর্থ হলেন। তবুও ব্যর্থতা কিন্তু মানুষকে একটা কিছু নতুন করে শেখায় যে আসলে এই যে আপনার শিক্ষাটা যে আসলে লোক দিয়ে হবে না নিজেকে সেখানে আ সব সবসময় খেয়াল রাখতে হবে যে ব্যাপারটা কী হচ্ছে খামারে বা যেকোনো কাজে কিছুতেই খামারে বা যেকোনো কিছুতেই হোক। নিজের একটা খেয়াল না থাকলে আসলে আ সম্ভব হয় না।
নিশ্চয়ই তাই, ঠিক তাই, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি। সম্পৃক্ততা থাকতে হয় নিজেকে, জি।
জি, জি। নিজের সম্পৃক্ততা থাকতে হয়। এই ব্যাপারটা আসলেই বেশ ভালো লাগলো যে এটা আপনার বেশ ভালো একটা আত্মউপলব্ধি। তো পরবর্তীতে কি আপনার আ খামার পরবর্তীতে যখন করলেন তখন এই আগের ব্যর্থতা থেকে আসলে আপনি কি শিখলেন বা কীভাবে আবার নতুন করে করলেন?
দেখুন, হ্যাঁ, বুঝতে পারছি। প্রত্যেকটা ব্যর্থতাই আমাদেরকে শিক্ষা দেয়। যেমন আমার অঙ্কে ব্যর্থতার ঘে শিক্ষা দিয়েছে যে আমরা সব বিষয়ে পারদর্শী হতে পারি না। কোথাও, কোথাও আমি হা ১০০ ই, ১০০ পাউ পাই আবার কোথাও আমি মাত্র ৩৩ তুলতে পারি না। তো এটা আম প্রত্যেকটা ব্যর্থতাই হচ্ছে ব্যর্থতা মানে হেরে যাওয়া না, ব্যর্থতা মানে হচ্ছে শিক্ষা যে আমার কোথায় দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারলেই আমরা ব্যর্থতা থেকেও ফিরে উঠে আবার দাঁড়াতে পারি। মানে, "সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আর আছাড়ে করিয়া হেলা হাঁটো বাড়ে, বাড়ে।" মানে এমনটা নয় যে আমি মুখ থুবড়ে পড়ে গেছি, ব্যর্থ হয়ে গেছি মানে আমি একেবারে নিষ্ফল হয়ে গেছি এমন না। আবার আমাকে উঠে দাঁড়াতে হয়, আমাকে আবারও প্রস্তুতি নিতে হয় আমার, দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হয় সেক যে ক্ষেত্রেই হোক পড়াশোনা হোক, আ কর্মজীবন হোক আমার খামারের মতো যি যে হোক অথবা আমাদের ব্যক্তি জীবন হোক। প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং বারে, বারে সেটা চর্চার মাধ্যমে সেটি কাটিয়ে ওঠা উচিত।
হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম, হুম, হুম, হুম। হুম। জি, জি। হুম। হুম। জি। জি এই ব্যাপারটা কিন্তু আসলে আপনি খুব সুন্দর করে বললেন, যে আসলে ব্যর্থতা থেকে ব্যর্থতা মানে ব্যর্থতা না ব্যর্থতা মানে সেখানে একটা কিছু শেখার আছে যে, "আমি কেন ব্যর্থ হলাম?" জিনিসটা সে একটা শেখার ব্যাপার আছে যে, "ব্যর্থ হয়েছি তার মানে এখানে নতুন কিছু শেখার আছে।" তো আপনি এই যে সুন্দরভাবে জিনিসটাকে বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনি আপনার খামারে আবার সেই অ্যা বা বিষয়টা কে কাজে লাগি মানে ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগলি আ লাগিয়ে আপনি আপনার খামারটাকে আবার নতুন করে গড়ে তুলেছেন। তো এখন এখন খামারটার কী অবস্থা?
জি, নিশ্চয়ই! নিশ্চয়ই, জি। গড়ে তুলেছি, ঠিক তাই। এখন চমৎকার আমার খামার অ্যা অনেকগুলো গরু রয়েছে। আমি ছাগলটা পরে মাইনাস করে দিয়েছি। ছাগলটা আসলে আমি আর রাখিনি, যেহেতু গরুর সেটাই আমার বড়ো। তো এখানে মোটামুটি ৩ থেকে ৪ জন পার্মানেন্টলি কাজ করে। তার মানে অন্তত ৪ টা পরিবারের কর্মসংস্থান হয়েছে আমার খামারে। আ এবং দুর্দান্তভাবে আমরা সবাই কাজ করি। আমাদের এখানে যেসব উৎপাদন হয় অ্যা আপনি আমার এলাকার যে চাহিদা, সেটি পূরণ করার পরেও আমি বড়ো, বড়ো যেগুলো গরু আমার উৎপাদন হয় আমি ঢাকাতেও যে সময় কুরবানি হয় অ্যা কিংবা বড়ো, বড়ো জায়গাগুলোতে আমি বাজারজাত করতে পারি। একটা ভালো একটা খামার ব্যবস্থাপনা যাকে বলে সেটি আমার আছে এখন জি, জি, জি এবং আমি এখানে শ খামার ব্যবসায়ী হিসাবে আমি নিজেকে সফল মনে করি। কারণ আমি নিজে এখান থেকে আমার জীবিকা নির্বাহ করি। পাশাপাশি আমি দুই-এক জনকে এখানে আবার সম্পৃক্ত করে তারাও জীবিকা নির্বাহ করছে। এটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য বলে মনে হয়।
হু, হু। বাহ! আচ্ছা। হু, হু আচ্ছা। আচ্ছা। আচ্ছ, আচ্ছা। হু, হু। হুম। হু, হু। হুম। হু, হু সেটা করতে পেরেছেন আপনি। হুম। হুম। হু, হু, হু। হুম, আচ্ছা। আ হ্যাঁ এটাই আসলে ওই যে আপনার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর একটা গল্প যে আপনি আসলে কীভাবে একটা ব্যর্থ খামার থেকে আবার সুন্দর একটা খামার করে আপনি সেটা এখন ঢাকা শহরেও আ আপনি খামারের আ আপনার খামারের বিভিন্ন জিনিস হ্যাঁ, হ্যাঁ যাচ্ছে। জি, জি, জি। আবার কত মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। তো এটা আসলেই একটা খুবই অনুপ্রেরণা জোগানোর মতো একটা গল্প। আপনার খামারটা কি উত্তরবঙ্গে?
জি, জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। উৎপাদনগুলা আমার আ দুধ বলেন দুধজাত অ্যা জি ইয়া জিনিসগুলো বলেন অথবা গরু বলেন। ঠিক তাই, ঠিক তাই। জি, জি, জি, উত্তরবঙ্গে।
হুম, হুম, হুম, তো উত্তরবঙ্গে খামার করার ব্যাপারে আসলে কী বলবেন? যে কি আ টিপস গুলো ফলো করলে কেউ আসলে ব্যর্থ হবে না খামার করার ক্ষেত্রে?
আমাদের এখানে সমতল ভূমি বেশিরভাগ মানুষ কৃষিকাজ ধান উৎপাদন কিংবা পাট অ্যা গম এগুলোর মধ্যে পড়ে থাকে। খামার বিষয়টা এখনও গণহারে সবারে কাছে পৌঁছে নেই, যদিও এখন যারা শিক্ষিত যুবক, আ দা এবং বেকার যুবক যারা তারা উ প্রত্যেকেই কোনো না কোনোভাবে বাড়িতে হোক কিংবা আলাদা করে হোক, খামারি হয়ে উঠছে। আ এটির এখন প্রবণতা চালু রয়েছে আমার মনে হয় কেউ, কেউ ব্যর্থ হচ্ছে। তবে অন্যকে দেখে আবার উৎসাহিত হচ্ছে কিংবা এ অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে, বুদ্ধি নিয়ে, তারাও উ কোনো না কোনোভাবে ঘুরে দাঁড়াচ্ছে। তো এই, এই ক্ষেত্রে এ এই অঞ্চলও এখন ধীরে, ধীরে পরিবারভিত্তিক কিংবা একেবারে ব্যবসায়ী ভিত্তিক খামার গড়ে উঠছে। এখনও এই অঞ্চল এখনো সম্পৃক্ত হয়ে গেছে এই ব্যাপারে।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। খামারি হয়ে উঠছে, আচ্ছা। হুম, হুম। হুম, হু। হুম। আচ্ছা। আচ্ছা এই ব্যাপারটা বেশ ভালো। তো আপনি ব্যক্তিগতভাবে কারো, আ ভুল হচ্ছে এরকম দেখলে সাহায্য করেছেন খামারের করার ব্যাপারে?
আমি বরাবরই উৎসাহ দেই এবং আমার যে ব্যর্থতার গল্প, সেগুলোও তাদেরকে বলি। এবং কোথায়, কোথায় আমার ল্যাকিংস ছিল, আমি কোন ভুলগুলা থেকে কাটিয়ে উঠে একটু দাঁড় করিয়েছি, এটা প্রায়শই বলে থাকি। এমনকি আমাদের যারা স্থানীয় খামার রয়েছে, আমরা সবাই মিলে মাসিক হোক, কিংবা ৬ মাসে হোক, একটা সকলের মিলে একটা অংশগ্রহণমূলক মিটিংয়ের আয়োজন করি। এবং সেখানে কার কী অভিজ্ঞতা রয়েছে, কার কী ব্যর্থতা রয়েছে, সেগুলো একটু আলোচনা করে, আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেটাতে সকলেই একটা ভালো ফলাফল পায় এবং এটা চলমান একটা প্রক্রিয়া আমাদের।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম। বাহ! হুম। হুম, হু। আচ্ছা, এই ব্যাপারটা আসলে খুবই ভালো, যে আ যারাই আসলে অভিজ্ঞ আছেন, তারা যদি বিষয়গুলো সম্পর্কে অন্যদেরকে সহযোগিতা করেন, যে আসলে কীভাবে করলে তারাও আসলে সফল খামারি হতে পারবে। যেহেতু বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ। তো খামার এবং আ যারা খামারের সাথে জড়িত, তারা আসলে এই দেশের সম্পদ। তো এই যে আপনার কাছে সুন্দর করে, আপনার এই ব্যর্থতার গল্প শুনলাম আপনার শিক্ষা জীবনের, আপনার কর্মজীবনের, ২ টো ব্যর্থতার গল্প বললেন এবং কিভাবে আপনি সুন্দরভাবে আবার ঘুরে দাঁড়ালেন এবং আপনি এখন একজন সফল আ ভাবে নিজের কাজ করে যাচ্ছেন। সফল একজন ব্যবসায়ী বা খামারী বলতে পারি। তো আপনার এইসব গল্প শুনে আসলে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জ্বি, জ্বি। জ্বি নিশ্চয়ই। জ্বি, জ্বি। জি, জি। জি, অ্যা এসব ব্যাপারে কথা বলতে পেরে আমাকেও ভালো লাগলো। আসলে জীবন মানেই অ্যা কোনো না কোনো সময় ব্যর্থতা, সফলতা, ২ টো মিলে সংযোগের অ্যা জীবন পরিচালিত হয়। অ্যা এবং আমারও জীবনে ব্যর্থতা আছে গল্প। সফলতার গল্প আছে। এ বিষয়ে স্মৃতিচারণ করতে পারে, স্মৃতি রোমন্থন করতে পেরে, আমারও ভীষণ ভালো লাগলো। আলাপচারিতার জন্য আপনাকেও অশেষ, অশেষ ধন্যবাদ।
হুম। হু, হু, হু। জি। হুম। হু, হু, হু। হু।